হ্যালো।
হ্যালো, কেমন আছেন?
এই তো ভালো আছি। আপনি কেমন আছেন?
হ্যাঁ, আমিও ভালো আছি। অ্যা আজকে দিনটা একটু ব্যস্ত কাটছে যদিও। আ সামনে এক্সাম ছিল তো, বন্ধুদের সাথে একটু গ্রুপ স্টাডি করলাম। আপনার দিনটা কেমন গেল?
আচ্ছা, আচ্ছা। আমার দিনটাও ভালই গেল। কারণ আজকে আমার একটা অনলাইন ক্লাস ছিল। কিন্তু সেটা হয়নি। সো, এই সুযোগে আমি আসলে একটু বাইরে থেকে ফ্রেন্ডসদের সাথে একটু আড্ডা দিয়ে আসলাম। সো ভালোই ছিল। সো যদিও এই অনলাইন ক্লাস টা আবার কালকে হবে। আ মিস তো যাবেই না। হবে কালকে। কিন্তু ভালোই গিয়েছে। তো এই অনলাইনে তুমি বলছিলে আপনি বলছিলেন যে আপনার আ গ্রুপ স্টাডি করেছেন। সেটা কি অনলাইন এ করেছেন নাকি অফলাইন এ করেছেন?
আচ্ছা। আচ্ছা। জ্বি, জ্বি। ঠিক। উম বলতে গেলে ২ ভাবেই করছি। আমরা আসলে আ গ্রুপ স্টাডি টা অফলাইন এ করছি বিকেলে। বাট, সবকিছু প্রিপেয়ার করা বা কিভাবে কিভাবে করব এইগুলা আমরা অনলাইন এ আগে প্লান করে নিছি। সো আমরা সকালে আসলে একসাথে বসে আ লেকচার গুলা আমরা একসাথে এরেঞ্জ করছি। অ্যান্ড মানে ইন্টারনেট থেকে যত, যত রিসোর্সেস আমাদের দরকার সেগুলো আমরা আসলে গ্রুপ এ বসে, একসাথে শেয়ার করে আমরা একসাথে অর্গানাইজ করছি আরকি। যাতে, অফলাইন এ যখন আমরা একসাথে বসবো, তখন যেন সবকিছু একটু অর্গানাইজ থাকে আর সবকিছু বের করতে যেন ইজি হয়। তো আসলে দুভাবেই পড়াশোনা হয়েছে আমাদের। জ্বি।
আচ্ছা, আচ্ছা। হুম। আচ্ছা, হ্যাঁ। আচ্ছা, আচ্ছা। হ্যাঁ, হ্যাঁ এটা কিন্তু হ্যাঁ? অনলাইন আমাদের এই অনলাইন হওয়ার কারণে অনলাইন পড়াশোনা বা ইন্টারনেট হওয়ার কারণে কিন্তু, আমাদের লাইফ টা অনেক ইজি হয়ে গিয়েছে। তাই না? কারণ আমরা এখন অনলাইনেও ক্লাস করতে পারছি। এটা কিন্তু অনেক বড় একটা সুবিধা। আগে যেমন COVID এর টাইম থেকে মনে হয়, এটা বেশি শুরু হয়েছে। যে অনলাইন-এ চাকরি করা, অনলাইন-এ পড়াশোনা করা। তো, আসলে আমার এই অনলাইন পড়াশোনা করার ব্যাপারটা কিন্তু বেশ ভালোই লাগে। মনে করেন যে আমি দেশে বসে বিদেশের কোনো একটা কোর্স করতে পারছি। এটা কিন্তু খুবই একটা আমাদের যারা অ যাদের আসলে বাইরে যাওয়ার সুযোগটা কম বা যারা হয়তো বাইরে যেতে পারছে না এই মুহূর্তে। তাদের জন্য কিন্তু অনেক বড় একটা অপরচুনিটি আমি মনে করি যে অনলাইন ক্লাস করাটা। এবং এই অনলাইন ক্লাসের মাধ্যমে কিন্তু এখন অনেক কোর্সেস ও অ্যাভেইলেবল হচ্ছে। মানুষ খুব ইজিলি আ বিভিন্ন স্কিল ডেভেলপ করতে পারছে। তাই না? তো আপনার কি মনে হয়?
জ্বি। জ্বি, জ্বি। হ্যাঁ। জ্বি। হ্যাঁ। জ্বি, জ্বি। হ্যাঁ, একদমই। জ্বি। হ্যাঁ আসলেই, আমার মনে হয় যে অনলাইনে পড়াশোনা ও করা কিন্তু অনেক সুবিধা হয়। দেখেন আমাদের সময় ও স্থান কিন্তু একদম এখন limitless। আমরা যেখানে ইচ্ছা সেখানে বসেই আমরা পড়াশোনা করতে পারি যেকোনো সময়ে। আবার দেখেন লেকচার কিন্তু এখন রেকর্ড করা থাকলে বারবার আমি দেখতে পারি। আগে যখন অফলাইনে ক্লাস হইতো হ্যাঁ যে আমি একবার বুঝি নাই পরে কিন্তু আবার আরেকদিন যায়া টিচারকে ক একটু বিরক্ত করা লাগতো যে "স্যার এটা বুঝি নাই আবার বুঝায় দেন।" বাট এখন যেহেতু হ্যাঁ এখন যেহেতু আমি অনলাইনে ক্লাস করতে পারতেছি আমি কিন্তু সেটা রেকর্ড করে রাখি। অ্যান্ড যতক্ষণ আমি বিষয়টা না বুঝি ততক্ষণ কিন্তু আমি রিপ্লে দেখতে পারবো বারবার। সো এখানেও আসলে অনলাইন ক্লাস এর একটা সুবিধা আছে। আবার এই যে আমাদের যে যাওয়া আসার একটা খরচ, এই আবার একটা টাইম কনজিউমিং ব্যাপার, এটাও কিন্তু আসলে কম হয়। সো প্রযুক্তির কারণে আসলে বিভিন্ন রিসোর্স একসাথে পাওয়া যায়। অনলাইন ক্লাসের কিন্তু এইসবগুলায় আমার সবচেয়ে বেশি সুবিধা অ্যাকচুয়ালি আমি ফিল করছি আরকি নিজের জন্য।
হুম। আসলেই, একদম। আ হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এটা কিন্তু খুব ভালো একটা ব্যাপার। হ্যাঁ। হ্যাঁ। হ্যাঁ, এই যে টাইম কনজিউমের ক ব্যাপার আপনি যেটা বললেন সেটার মাধ্যমেই আমার মনে পড়ল যে এখন যারা হয়তো যারা চাকরি বাকরি করছে বা যারা পড়াশোনা নিয়ে ব্যস্ত কিন্তু তার পাশাপাশি তারা বিভিন্ন স্কিলও ডেভেলপ করতে পারছে। তারা কিন্তু আসলে দেখা যাচ্ছে যে ওই আলাদাভাবে এসে গিয়ে যে ক্লাস করা সেটা কিন্তু তারা পারছে না। সো এই ক্ষেত্রে কিন্তু অনলাইনে যে পড়াশোনার ব্যাপারটা কিন্তু অনেকটা আমাদের একটা বলা যায় যে অনেক স সময় বাঁচিয়ে দিচ্ছে। আমাদের যে আসা যাওয়ার যে একটা পরিশ্রম সেটা আমাদের করতে হচ্ছে না। আমাদের খরচটাও বেঁচে যাচ্ছে। সো অনলাইনে পড়াশোনার যেই সুবিধাটা কিন্তু আমার খুবই ভালো লাগে। এবং আমার যেটা আরেকটা যেটা আপনি বললেন যে "আমি আমি টিচারকে গিয়ে বিরক্ত করতে হচ্ছে না। আমি চাইলে পরবর্তীতে আমার সময়মত রেকর্ড দেখতে পাচ্ছি।" এটাও কিন্তু খুব ভালো একটা ব্যাপার। তবে পড়ার ন অনলাইনের একটা অসুবিধা আমার যেটা মনে হয়। <swallows> যে আমরা যখন আ আ ফিজিক্যালি যখন ক্লাস করি, অফলাাইন যখন ক্লাস করি তখন কিন্তু আমাদের এ একটা ফ্রেন্ডস হয়, ফ্রেন্ডস সার্কেল হয়, ইন্টারেকশন হয়। সেটা কিন্তু অনলাইনে একটু কম হয়। আমার যেটা মনে হয়। আপনি কি মনে করেন?
জ্বি। জ্বি। জ্বী, জ্বী। জ্বি। জ্বী, জ্বী। অ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ। হ্যাঁ। হ্যাঁ, আসলেই আমাদের অনলাইনে পড়াশোনা করার সুবিধা পাওয়া যায় যেমন দেখেন, আত্মনির্ভরশীলভাবে কিন্তু পড়ার একটা অভ্যাস তৈরি হয়। আমার এইযে রিসোর্সের কোনো অভাব নাই। আমি কিন্তু আসলে কারো কাছে আমার কিছু চাওয়া লাগতেছে না। আমি নিজে, নিজে সবকিছু বের করে অর্গানাইজ করে পড়া শুরু করতে পারি। আবার এগুলো করলে আমাদের আসলে প্রযুক্তি ব্যবহারের দক্ষতাটা কিন্তু বাড়ে। আমাদের সবকিছু প্র্যাকটিসে থাকে। সো এটা একটা ভালো দিক। আবার আপনি দেখেন এইযে আমাদের ইন্টারনেটের কারণে যে গ্লোবাল একটা phenomenon এটা আমাদের হাতের মুখে চলে আসছে। আমরা বিভিন্ন ধরনের ইন্টারন্যাশনাল কোর্সে জয়েন করার সুযোগ হয় আমাদের। আবার এখানে নিজের গতি অনুযায়ী কিন্তু শেখা যায়। আপনার যখন ফ্লেক্সিবল টাইমটা আপনার জন্য আপনি তখনই শিখতে পারবেন। আপনি হয়তো বসতে, বসতে বোরেড হয়ে গেছেন আপনি শুয়ে, শুয়ে ফু শিখতে পারতেছেন। সো এখানে আসলে অনেক সুবিধা পাওয়া যায়।
হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ, এটা ঠিক। জি। হ্যাঁ। অ্যা একদম, একদম। হ্যাঁ। হ্যাঁ। হ্যাঁ, একদম, এটা সঠিক। হ্যাঁ, কিন্তু আমার আবার মাঝে, মাঝে যেটা মনে হয় আমি যে সমস্যাটা ফেস করেছি সেটা হচ্ছে গিয়ে যে, আমি ক্লাস করছি, ক্লাস করতে, করতে দেখা যাচ্ছে যে হয়তো কারেন্টটা চলে গেলো। আমাদের দেশে তো একটা বিদ্যুৎ যাওয়ার সমস্যা তো আছেই বা ইন্টারনেট স্পিড স্লো। সো এটা কিন্তু আবার একটু মাঝে, মাঝে আমাদের ফেস করতে হয়, তাই না? যে আমি ক্লাস করতে, করতে খুব ভালো একটা টপিকে আছে, খুব ভালো একটা জিনিস বুঝাচ্ছে, তখন হঠাৎ করে বিদ্যুৎ চলে গেলো বা ইন্টারনেট স্পিডটা চলে গেলো, WiFi কানেকশনটা অফ হয়ে গেলো, তখন কিন্তু আবার একটা ব্যাঘাত হয়। যদিও পরবর্তীতে রেকর্ড থাকলে আমি সেটা ঠিকই দেখে নিতে পারছি, বাট ওইযে একটা মনোযোগ যেটা, সেটা কিন্তু চলে যায়, তাই না? আর মানে এটা কিন্তু একটা সমস্যা। আর আমার যেটা মনে হয় যে বাচ্চাদের ক্ষেত্রে, অনেক বাচ্চারাও কিন্তু ওই যা অনেক অনলাইন স্কুলও কিন্তু এখন শুরু হচ্ছে। অনেক বাচ্চারা দ আমি দেখি যে ওরা অনলাইন টিউটর মানে ই করছে আরকি। আমরা যেমন টি বাসায় এসে আগে টিউটর পড়াতো, এখন দেখা যাচ্ছে যে অনলাইনে বাচ্চারা পড়ছে। তো এক্ষেত্রে আমার একটু মাঝে, মাঝে আসলে একটু সন্দেহ হয় যে, বাচ্চারা আসলে অনলাইন সবকিছু ক্যাচ করতে পারে না, তাদের ক্ষেত্রে হয়তোবা একটু প্রবলেম হতে পারে, তাই না? আপনার কি মনে হয়?
আচ্ছা। জি, জি, জি। জি। আচ্ছা। হ্যাঁ। আসলে, হ্যাঁ। জি, একদম, একদম। হ্যাঁ। জি। হ্যাঁ। আচ্ছা। হ্যাঁ। হ্যাঁ আসলে এখানে দেখেন অনলাইনের ভালো দিক তো অবশ্যই অনেক আছে বাট সবকিছুরই নেগেটিভ দিকও আছে। বাট এটা কিভাবে ব্যবহার করবো এটাও কিন্তু আসলে আমাদের উপর ডিপেন্ড করে। আপনি দেখেন আমরা আমার ক্ষেত্রেই বলি। আমি যখন ধরেন আ মোবাইলে পড়তেছি বা কম্পিউটারে পড়তেছি, হঠাৎ করে অন্য একটা এপের নোটিফিকেশন আসল টুং করে। <chuckles> তখন কিন্তু আমি যে পড়তেছি একটা ভিডিও দেখতেছি, আমি কিন্তু distracted হয়ে নোটিফিকেশনে হ্যাঁ, ক্লিক করে ঐখানে চলে গেলো। অ্যান্ড হয়তো রিপ্লাই দিলাম একটা টেক্সটের এরপর আমি পড়ায় ব্যাক না করে ওই এপে এই ঘুরতেছি। একটার পর একটা রিল দেখতেছি, একটার পর একটা আসতেছে। ওরা ব্যাপারটা ডিজাইন করে এভাবে যে আপনি আসলে hooked in থাকবেন, আপনার খেয়াল থাকবে না কখন সময়টা চলে যাচ্ছে। সো এখানে অবশ্যই কিছু দিক আছে যেগুলো আমাদের সচেতন থাকার দরকার। বাট পারস্পরিক যে আমাদের মধ্যে একটা যোগাযোগ থাকবে সেক্ষেত্রে কিন্তু অনলাইন ক্লাস একটু কার্যকর। মানে আপনি দেখেন এই যে চ্যাট, ভিডিও কল বা বিভিন্ন ধরনের ডিসকাশন ফোরাম এর মাধ্যমে কিন্তু আমরা প্রশ্ন করতে পারি। আবার আনসারও পাচ্ছি। আবার এখানে কিছু সীমাবদ্ধতাও আছে। যেমন আমরা ক্লাসে কিন্তু সামনাসামনি আলাপ করার যে সুযোগটা পাই এটা তো এখানে সম্ভব না। আবার শিক্ষকদের সঙ্গে যে ব্যক্তিগত একটা যোগাযোগ আসলে করা যায়, সেটাও এখানে সীমিত। আর এই আমাদের ক্লাসমেটদের সাথে যে একটা বন্ধুত্ব বা সম্পর্ক গড়ে তোলা সেটা আমার মনে হয় না অনলাইনে ততটা সম্ভব। সো এখানে বলবো যে ভালো দিকও আছে অবশ্যই কিছু মানে লিমিটেড দিকও আছে।
হ্যাঁ। মনোযোগটা সরে যায়। হ্যাঁ। একদম, একদম। হুম। হুম, হুম, হুম। হ্যাঁ। সেটা হ্যাঁ। হ্যাঁ একটু সীমিত। এখানে আমার মনে হয় যে, আ অনলাইনে আমি যেটা মনে করি যে আমি তো আমরা তো স্টুডেন্টের পার্সপেক্টিভ থেকে বললাম। টিচারদেরও কিন্তু এখানে অনেক বড় একটা ভূমিকা পালন করতে হয় যে কিভাবে আসলে অনলাইনে ক্লাস নিলে স্টুডেন্টদেরকে কিভাবে মনোযোগটা ধরে রাখতে হয়। যেমন আমি যে কো মানে অনলাইনে যে ক্লাসটা করছি এখানে কিন্তু আমার যে ইন্সট্রাক্টর সে কিন্তু বেশ ভালো মনোযোগটা ধরে রাখতে পারে। যে আমি যেটা বলবো যে খুবই অ্যাপ্রিশিয়েট করার মতো একটা ব্যাপার। কিন্তু আমার মনে হয় যে সব টিচাররা হয়তো বা সব অ ইন্সট্রাক্টররা অন অনলাইনেে সেটা পারেন না। তো আমার মনে হয় যে এদিক থেকে আসলে টিচারদের ভূমিকাটা অনেক বেশি। সো এ টিচারদেরও এখানে একটা বা অনেক বড় একটা ইম্পোর্টেন্ট রোল প্লে করতে হয়। যখন তারা আসলে ক্লাস নিচ্ছেন অনলাইনে। আবার স্টুডেন্টদেরও ক্ষেত্রেও সের সেরকম যে টিচারদের সাথে কো-অপারেট করা। যখন তারা ক্লাসটা নিচ্ছে বা বুঝাচ্ছে তাদেরকে ওটা ঠিকমত শোনা। তারপর তারা যখন আবার আ প্রশ্ন করার সুযোগটা দেয়, তখন গিয়ে প্রশ্নটা করা। সো একটু মানে এক একজন আরেকজনের সাথে কো-অপারেট করলে মনে হয় ক্লাসটা বেশ ভালোই হয়। আমার যেটা মনে হয়। তবে অফলাইনের ব্যাপার আমি অফলাইনের ক্লাসের কথা যেটা বলবো যে স্কুলে গিয়ে কলেজে বা ভার্সিটিতে গিয়ে ক্লাস করার মধ্যে কিন্তু মজাই আলাদা। যেমন আমরা যখন ক্লাস করতাম, যে বিভিন্ন বন্ধু-বান্ধব তৈরি হত, টিচারদের সাথে গল্প হতো। তারপর মানে অনেক ও ওইটার আসলে এক ওই ফিলিংসটা আসলে অনলাইনের সাথে <chuckles> তুলনা করা যাবে না। অনলাইন শুধু আসলে পড়াশোনার জন্যই বলা যায়। পড়াশোনা ঠিকমত করতে পারলে ঠিক আছে। কিন্তু অফলাইনে কিন্তু অনেক সামাজিক আ কর্মকাণ্ড বা সামাজিক এক্টিভিটিসও আমরা করতে পারি যেটা আসলে অনলাইনে হয় না। সো এদিক থেকে কিন্তু হ্যাঁ।
হ্যাঁ। জি। হ্যাঁ, হ্যাঁ। একদম। জ্বি। আচ্ছা। হ্যাঁ। জ্বি। আস হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, একদম। জি। জ্বি। হুম। একদম। হ্যাঁ। এগ হ্যাঁ। জ্বী। হ্যাঁ জ্বি। হ্যাঁ, আসলে। আপনি যে টিচারদের মানে দায়িত্বের কথাটা বললেন, এখানে আমার একটা কথা মনে পড়ে যে, ২০০০ আ ১৯ এর শেষে, মানে ২০ এ যে কোভিড শুরু হইল আমাদের দেশে, অ্যান্ড সবকিছু বন্ধ করে দিলো স্কুল কলেজ। তখন আমি কলেজে ছিলাম। অ্যান্ড তখন আমি দেখলাম যে, কলেজ থেকে যখন বলল এখন ক্লাসগুলো অনলাইনে হবে, তখন আমাদের অনেকগুলো টিচারই আসলে এই প্রযুক্তির সাথে, বলব যে ফ্যামিলিয়ার ছিল না। সো তারা বুঝত না যে, স্টার্ট করবে কিভাবে ক্লাস, বা ক্লাসটা ম্যানেজ করবে কিভাবে। মানে জুম মিটিং টা অফ করবে কিভাবে, কাউকে মিউট করবে কিভাবে?
হুম, হুম, হুম। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। টেকনোলজির সাথে আসলে এতটা পরিচিতি ছিল না তখন। হ্যাঁ।
জি, জি, জি। সো সেখানে একটা লিমিটে লিমিটেশন ছিল। বাট আস্তে, আস্তে আসলে যখন দেখা গেল যে, এটা শুধু বিপদের সময় না, এটা আমরা সাপ্লিমেন্ট হিসেবেও নিতে পারি। যেমন এই যে, আমাদের যখন ক্লাস ক্যানসেল করে দেয় কোন কোর্স এর, তখন কিন্তু স্যার বলে যে, আপ আপনাদের সুইটেবল সময়ে আমি এটা অনলাইন এ নিয়ে নিবো। আগে কিন্তু আসলে এই মেন্টালিটিটা ছিল না বেশিরভাগ জায়গায়। বাট কোভিড এর পর যখন আসলে আমরা বাধ্য হয়ে এটা ইউজ করা শুরু করলাম, এখন কিন্তু আসলে আমরা এটা বলবো যে, সাপ্লিমেন্ট হিসেবেই নিতেছি যে, একদম মানে হার্ডকোর ক্লাসিক ক্লাস করা লাগবে, এরকম কিছু না। আমরা অনলাইনে সেটা ব্যাকআপ নিতে পারি। সো হ্যাঁ, এখানে কিন্তু ভালো একটা পরিবর্তন আসছে আমাদের দেশে। সো অনলাইন এ পড়াশোনার কিছু দিক আছে, যেটা আসলে একটু চাপ তৈরি করে আমাদের স্টুডেন্ট দের উপর। যেমন দীর্ঘ সময় যদি আমরা স্ক্রিন এ থাকি, তাহলে কিন্তু আমাদের চোখ ব্যাথা করে, মাথা ব্যাথা করে। একটু বলব যে মানসিক চাপও কিন্তু চলে আসে। হ্যাঁ, হ্যাঁ। এবং মনোযোগ ধরে রাখাটা কঠিন হয়।
হুম, হ্যাঁ। আচ্ছা, আচ্ছা। হ্যাঁ। একদম, একদম। হ্যাঁ। হ্যাঁ, উম ঘুমের সমস্যা হয়। হ্যাঁ, ঘুমেরও সমস্যা হয়। স্বাস্থ্যের অনেক সময় হ্যাঁ, মনোযোগ ধরো অনেক একটানা যদি ১, ১.৫ ঘন্টা, ২ ঘণ্টা ক্লাস হয়, তখন কিন্তু দেখা যাচ্ছে যে, হয়তো ১-২ মিনিট, ৫ মিনিটের একটা ব্রেক পাওয়া যায়। তারপর ওই স্ক্রিন টাইম টার কারণে কিন্তু আমাদের একটা মেন্টাল প্রেশার পড়ে, একটা চোখের উপর প্রেশার পড়ে। অনেক সময় ঘুমের প্রবলেম হয়। তাই না? সো এইসব ক্ষেত্রে কিন্তু আবার অনলাইনের একটা নেগেটিভ সাইডও আছে। তবে সবকিছুরই ভালো সাইডও আছে, নেগেটিভ সাইডও আছে। এটাই ত মানে স্বাভাবিক ব্যাপার যে থাকবে। তো আমরা আসলে কিভাবে ম্যানেজ করছি, সেটাই আসলে ইম্পোর্টেন্ট। তো আমার যেটা মনে হয় যে, ভবিষ্যতে কিন্তু এই অনলাইন ক্লাস করা, বা সবকিছু কিন্তু আস্তে, আস্তে অনলাইনেই হয়ে যাচ্ছে। তো অনলাইন ক্লাসটা এখনো যতটা উম মানে এখনো মানে হয়তো আমাদের দেশে এখনো অতটা আম গুরুত্ব পাচ্ছে না, বা এতটা সবাই মানে ইম্পোর্টেন্স দিচ্ছে না এটাকে। বাট আস্তে, আস্তে কিন্তু এটা আরো অনেক বেশি মানে প্রভাব ফেলবে মানুষের মধ্যে। দেখা যাবে যে, হয়তো অনলাইন ক্লাসই হবে। অফলাইন হয়তো স্টুডেন্ট রা হয়তো যেতেও চাইবে না। ত তবে অনলাইন ক্লাসের আরেকটা সুবিধা হচ্ছে যে, অনেক সময় ওয়েদার অ খারাপ থাকলে কিন্তু দেখা যাচ্ছে যে, অফলাইন ক্লাসটা ক্যানসেল করে অনলাইন ক্লাস নেওয়া যায়। বা অনলাইন মানে ও ওয়েদার যাই থাকুক না কেন, হ্যাঁ, আমরা কিন্তু বাসায় বসে ক্লাস করতে পারছি। সো এটা কিন্তু খুব ভালো একটা ব্যাপার।
জি। জি, জি। একদম, হ্যাঁ। জি। হ্যাঁ, হ্যাঁ। এটাই আসলে। হ্যাঁ, আপনি দেখেন একদম। হ্যাঁ। জি, জি। হ্যাঁ। জি, জি। অবশ্য জি। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, আমাদেরই নেয়। জি, জি। আসলেই হ্যাঁ। বাট আমরা এতটাও ডিপেন্ডেন্ট হব না এই যে অনলাইন ক্লাসের প্রতি যদি মানে দেখেন সার্ভিস চলে যায় যেমন আমাদের লাস্ট ইয়ার আন্দোলনের সময় কিন্তু এই যে ইন্টারনেট অফ করে দিয়েছিল। পুরা যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল। যারা দেখবেন প্রযুক্তি নির্ভর যাদের ক্যারিয়ার ছিল এখানে যারা হয়তো ফ্রিল্যান্সিং করতো তারা কিন্তু অনেক বিপদে পড়ছিল, এই ৫ দিনের জন্য। হ্যাঁ তো আমরা যদি এতটাও নির্ভর হয়ে যাই তখন কিন্তু সার্ভিস আউটেজ এর সময় আমাদের আবার সমস্যা হয়। তো আমার মনে হয় যে হাইব্রিড একটা লার্নিং সামনে গিয়ে একটু জনপ্রিয়তা পাবে যে কিছু ক্লাস অনলাইন এ হবে আর কিছু ক্লাস অফলাইন এ হবে। হ্যাঁ। সো আবার শিক্ষার্থীরা দেখবেন যে একটু বৈচিত্র্যময় রিসোর্স ও অভিজ্ঞতা পাবে যে হ্যাঁ অনলাইন এ একটা সুযোগ আছে, অফলাইন এই সুযোগ আছে। এখানে কিছু অ্যাডভান্টেজ আছে, এখানে কিছু ডিস্যাডভান্টেজ আছে। আর এখানে শিক্ষকদের চেয়েও ভূমিকা অবশ্যই থাকবে যে গাইডলাইন দেওয়া এবং আলোচনামূলক একটা পরিবর্তন আনা যেখানে প মানে শিক্ষকদের একটু ট্রেনিং দেওয়া হবে। যাতে তারা আসলে প্রযুক্তির সাথে খাপ খাওয়াইতে পারে।
হ্যাঁ। ৫-৬ দিনের হ্যাঁ ছিল না। হ্যাঁ হুম। বিপদে পড়েছিল। হ্যাঁ। হুম। হ্যাঁ কিছু অনলাইন এ কিছু অফলাইন এ এক্সাক্টলি। হ্যাঁ হুম। হ্যাঁ। এই ট্রেনিং এর ট্রেনিং এর ব্যাপার থেকে যেই ব্যাপারটা আসলো যে আসলেই মানে আ টিচারদের কিন্তু ট্রেনিং দেওয়াটাও কিন্তু অনেক ইম্পোর্টেন্ট কারণ অনেক টিচার যারা একটু মুরুব্বি টাইপের একটু সিনিয়র সিটিজেন যারা টিচার আছেন, তারা কিন্তু অনেক সময় এটা বুঝতে পারেন না যে কোথা থেকে অফ করতে হয়, অন করতে হয়। তারপর বিভিন্ন যে ব্যাপার-স্যাপার গুলো থাকে যেমন Zoom মিটিং এই থাকে বা অনেক জায়গায় থাকে। সো এইগুলো কিন্তু তারা বুঝতে পারে না। সো এইগুলো একটু তাদেরকে শেখানো, বুঝানো বা একটু ট্রেনিং দেয়া তাহলে মনে হয় ভালো হয়। আবার অনেক বাচ্চারাও বুঝতে পারে না। মানে যারা টেকনোলজি নিয়ে বেশি আসলে use করে না তাদেরকে আসলে ব্যাপারটা বুঝালে একটা বা একটু ট্রেনিং দিলে তাহলে আরো ব্যাপারটা ইজি হয়ে যায়।
জ্বি। হ্যাঁ। জ্বি। হ্যাঁ, হ্যাঁ। হুম। জ্বী, জ্বী। হ্যাঁ। আসলেই আপনি দেখেন এই অনলাইন ক্লাস এর কথা তো বলতেছিলাম বাট আ মানে দূরবর্তী অঞ্চল যেগুলো যেখানে এখনো হয়তো ইনফ্রাস্ট্রাকচার গুলো পৌঁছায় নাই। সো ঐগুলো অভাবে আপনি দেখবেন যে গ্রামে হয়তো নেটওয়র্ক কেমন ভালো পাওয়া যায় না। হয়তো ডিভাইস গুলো এত এভেইলেবল না। সো এখানে আবার কিছুটা পিছিয়ে পড়বে তারা। এই ইনফ্রাস্ট্রাকচার যখন ডেভেলপ হবে তখন কিন্তু তারা আবার এগুলো বলবো যে ভালোমতোই এ অ্যা এড হতে পারবে আমাদের সাথে। সো এখানে একটা বেলেন্স এর সমস্যা আছে। সো আমি বলব যে এইটা আস্তে আস্তে ছড়ায় দিতে পারলে মানে দূরবর্তী অঞ্চলেও আ অনলাইন ক্লাস এর উপর যে নির্ভরতাটা তারা করতে পারবে। যেটা এখন হয়তো সম্ভব না। কারণ যখন তখন ওদের কারেন্ট চলে যায়, যখন তখন ইন্টারনেট চলে যায়। সো এই সমস্যাগুলো যদি সমাধান করা যায়, তাহলে আমি বলব যে অনলাইন ক্লাস এর সুবিধা তারা ভালোভাবে নিতে পারবে।
একদম, একদম, হ্যাঁ। একদম। একদম, একদম। হ্যাঁ, আমাদের দেশে তো একটা কারেন্ট চলে যাওয়ার একটা সমস্যা আছেই। সো আমার মনে হয় যে এই অনলাইন ক্লাস এর যে সুবিধাটা এটা যদি একদম সর্বজনীন করতে হয় তাহলে সব জায়গায় ইন্টারনেট এভেইলেবিলিটি টা বাড়াই বাড়াতে হবে। বিদ্যুৎ সংযোগটা বাড়াতে হবে। সো এটা যখন আসলে বাড়বে তখন দেখা যাবে যে একদম প্রত্যন্ত অঞ্চলে যারা বসবাস করে তারাও হয়তো দেখা যাবে যে গ্রামে থেকে হয়তো শহরের কোন একটা ভার্সিটিতে বা কলেজে পড়তে পারছে, কোন কোর্স করতে পারছে, স্কিল ডেভেলপ করতে পারছে। সো এটা কিন্তু আসলে দরকার।
জি। জি। জি। জি। হ্যাঁ। একদম একদম আসলেই। তো আজকে, আপনার সাথে এই অনলাইন ক্লাস এর বিষয়টা নিয়ে কথা বলে ভালোই লাগলো। আ এটা আসলে সামনে গিয়ে আরো চেঞ্জ হবে। সো এ ব্যাপারে ডিসকাশন আমাদের আরো বাড়ানো উচিত। তো আজকে তো আর সময় নেই। আজকে পর্যন্ত আপু ভালো থাকবেন। সামনে আরো কথা হবে ইনশাআল্লাহ।
হুম। আপনিও ভালো থাকবেন। আর হ্যাঁ, আসলেই এটা খুবই ইম্পোর্টেন্ট একট টপিক। এটা নিয়ে আসলে আমাদের আরো আলোচনা করা উচিত। ভবিষ্যতে যদি কখনো সময় হয় আমরা আবার আলোচনা করব। ধন্যবাদ। শুভরাত্রি।
জি। জি, অবশ্যই। শুভ রাত্রি। ভালো থাকবেন।